বিব্রতকর বা ধরুন যে সবার একটা শাসন, মানে সবার শাসনের উপরে থাকতে হ্তো এরকম একটা ব্যাপার ছিল।
না সেটা তো ঠিক। তো একটা ব্যাপার কিন্তু থাকে যে আ আপনি যখন আসলে ওই বাসা ত্যাগ করে চলে আসলেন নিজের বাসা বলা যেতে পারে বা বলা যেতে পারে নিজের পরিবার নিয়ে আলাদা হয়েছেন যেটা আসলে আপনার একান্ত নিজের পরিবার। তো সেক্ষেত্রে কিন্তু আসলে চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার থেকেই থাকে। তো এই ক্ষেত্রে আসলে চেলেঞ্জ গুলো কী ছিল? কারণ ও ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার ছিল যে আপনার অনেক ভাই বোন ছিল। সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে আ বা আপনাদের পরিবারকেও কিন্তু সাহায্যের ব্যাপারটাও কিন্তু করতে হতো তো, সেটা আসলে কী চ্যালেঞ্জ দেখেছিলেন আপনি?
তো কিন্তু না একদম। আ সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেখেছিলাম যখন আমার মা অসুস্থ হতো। কারণ আগে যখন মা অসুস্থ হতো এটা একদম টেরই পেতাম না। কারণ চাচিরা ছিল উনারা রান্না-বান্না করত। হ্যাঁ, দাদি ছিল ফুপু ছিল দেখা যেত যে আমাদের টেক-কেয়ার করা বা রান্না-বান্না করার ব্যাপারে মানে আম কোন উম ইয়েই ছিল না আরকি মানে নজরেই পড়তো না, হ্যাঁ। নজরেই পড়তো না যে মা অসুস্থ মা একটু রেস্টও নিতে পারত। কিন্তু যখন আমরা একটা আলাদা বাসা নিলাম তখন কিন্তু আ মানে মা ওই রেস্ট অসুস্থ হলেও দেখা যেত যে উঠে গিয়ে রান্না করাটা বা আমাদের টেক-কেয়ার কা হ্যাঁ টেক কেয়ার করার ব্যাপারটা ওনাকেই দেখতে হতো। এটা একটা প্রবলেমে পড়েছিলাম। আবার ধরুন যেটা আ যখন আমরা আলাদা হয়েছি তখন ওই বাসার পুরো দায়িত্বটা কিন্তু আমার বাবার উপরেই, হ্যাঁ? যে একদম বাজার করা থেকে শুরু করে, বিল দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তাকেই আসলে
আচ্ছা। আর অনেক মানুষ ছিলেন, হ্যাঁ। বাধ্যবাধকতা ছিল না বা প্রবলেম ছিল না, হ্যাঁ। ওই রেস্টটা নিতে পারতো না, হ্যাঁ। আচ্ছা। না সেটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু আসলে আর্থিক ব্যাপারটা কিন্তু থাকে, কি এক্ষেত্রে কী আসলে আর্থিক কোন চাপ এসেছিল কী না?
হুম, হুম, <smacks lips> একদম।